One Piece হচ্ছে একটা adventure story ঠিক আছে? আমি আসলে সব genre এ মানে রোমান্টিক ছাড়া মোটামুটি সব genre এর সিরিজই দেখি। আর ঐযে বললাম না শুরুতে কেন একটানা দেখে ফেলি আসলে? তো একটানা দেখে ফেলার আসলে অনেক কারণ আছে। মানে এত বেশি intense হয় সিরিজগুলা। যে আসলে না দেখে থাকা যায় না। যেমন ধরেন যে, অ্যা thriller সিরিজ আমি অনেক দেখছি। Thriller, time travel, তারপর action, তারপর যে spy যে সিরিজগুলো আছে, spy series, তারপর হচ্ছে comedy এগুলো মোটামুটি সবই হচ্ছে আমার দেখা হয়ে গেছে। তবে এইযে বলতেছিলেন না যে আমি আসলে সিরিজ দেখা থামাইছি কিনা? এখন হচ্ছে আমি সিরিজ দেখা থামাইছি। এটার কারণ হচ্ছে যে আমি আসলে এখন আর ভালো কোন সিরিজ পাচ্ছি না দেখার মতো। ঠিক আছে? আমার আসলে সব মোটামুটি দেখা শেষ। তো যার কারণে আসলে হচ্ছে যে আমার এখন আর কিছু দেখার নাই। তো আমি এখন মানে আমার এখন খুব হতাশ লাগে আরকি। যে আসলে এখন কি করবো? টাইম যাচ্ছে না কেন? কি করবো? <chuckles> তো দেখা যাচ্ছে যে এখন আমি পড়ালেখা করতেছি।
আচ্ছা। <chuckles> আচ্ছা। আচ্ছা। আচ্ছা। হু, হু, হু। হু, হু। আচ্ছা। আচ্ছা। কি করবেন? আচ্ছা। তো এইযে আপনার সিরিজ দেখার হ্যাঁ, হ্যাঁ, সিরিজ দেখার প্রতি একটা বিশেষ আগ্রহ হ্যাঁ, পড়ালেখা করাটা আসলে ভালো কাজ। সিরিজ দেখার চাইতে তো ভালো মনে হয়। <chuckles> আচ্ছা। আ তো আপনার তো আসলে সিরিজ দেখার প্রতি বেশ একটা আসক্তি আছে। তো আপনার যারা বন্ধু-বান্ধব, তাদের মধ্যেও কি ব্যাপারটা এরকম?
<chuckles> এটা তো অবশ্যই, অবশ্যই। <chuckles> হ্যাঁ। আ আমার বন্ধু-বান্ধবরা আমার মত এত দেখে না। তবে আমার থেকে মানে মেক্সিমাম আমার মত দেখে না। তবে আমার থেকে বেশি দেখে এমনও অনেক আছে। এটা আসলে একটা community হয়ে যায়। বুঝতে পারছেন? মানে এমনও হয়েছে যে আমি আসলে
আচ্ছা। হ্যাঁ। তখন তাদের সাথে কি সিরিজ নিয়েই সবসময় গল্প করা হয়? নাকি অন্য কোনো বিষয় নিয়েও গল্প করেন?
এমনি আমরা নরমাল বন্ধু-বান্ধব সিরিজ নিয়ে গল্প হয়, এমনিও গল্প হয়। আবার এমনও হয়ে যায় এরকম যে, আসলে আ একটা সিরিজের একটা community হয়ে যায়। যে এই series lover রা একটা community। যেমন দেখবেন যে, আপনি যখন সোশ্যাল মিডিয়াতে ঢুকবেন, দেখবেন যে এই গ্রুপ মানে এটার ফ্যান গ্রুপ, ওটার ফ্যান গ্রুপ। তো ওখান থেকেও আসলে অনেক বন্ধু-বান্ধব হয়ে যায় আরকি। ঠিক আছে? যেমন হচ্ছে যে, আমি আসলে anime দেখাটা মানে 1st এ হচ্ছে যে ভাবতাম যে, "কি একটা কার্টুন। কার্টুন কি আবার কেউ দেখে নাকি এগুলা? এই বয়সে যেয়ে কার্টুন দেখবো?" এরকম একটা চিন্তাভাবনা ছিল। তো আমাকে suggest করছিল হচ্ছে আমার কিছু junior রা। ঠিক আছে? আমার ফ্রেন্ডরা না। আমি হচ্ছে আমার কলেজে ক্লাবের junior ছিল। তারা দেখতাম হচ্ছে আমি আর্ট ক্লাবে ছিলাম একটা। তো আর্ট ক্লাবে দেখতাম যে আ ক্লাবের junior রা আসলে অ্যা সিরিজ দে মানে anime র character গুলো draw করতেছে। তো আমি জিজ্ঞেস করি, "এগুলো কি আকোস? মানে এই কার্টুন একার বয়স আছে এখন?" <chuckles> তো এরপর থেকে আসলে ওরাই হচ্ছে আমারে গুতায়ে, গুতায়ে, গুতায়, গুতায় দেখাইছে। দেখাই হচ্ছে আমার এই কঠিন অবস্থায় ফালাইছে এ না।
হু। হু, হু। আচ্ছা, আচ্ছা। আ <chuckles> আচ্ছা, আচ্ছা। আচ্ছা, আচ্ছা।

বলেন হচ্ছে যে, আমি কোনটা সবচেয়ে বেশি এনজয় করছি, সেটা হবে হচ্ছে One Piece যেটার কথা আমি বললাম। আসলে আমি One Piece মানে, কি মনে হয় ফার্স্টে মনে হয় না যে, ১২০০ এপিসোডের একটা জিনিস মানে এটা তো একটা বাজে হবেই স্বাভাবিক। এত, এত কী বানানো যায় একটা স্টোরিরে একটাই তো স্টোরি। হ্যাঁ, আমিও ওই আশা নিয়ে বসছি বোরিং হবে খুবই এরকম একটা আশা নিয়ে বসছি। কিন্তু যখন আমি দেখা শুরু করলাম আসলে আমার মনে হল যে, মানে Wow! What is this! এরকম একটা ফিলিংস ছিল মানে এটা কেউ কিভাবে লিখতে পারে? কারো মাথা থেকে কীভাবে আসতে পারে? যেমন আ ধরেন যে ধরেন যে মানে এই লোক মানে যে, রাইটার এই রাইটার হচ্ছে ধরেন যে, ২০০০ সালে একটা সিন দেখাইছে। তো এই সিনটা কেন হইছে এটা ব্যাখ্যা তখনো দেয় নাই। এই ব্যাখ্যা সে এসে দিয়েছে ২০১৫ সালে এসে। মানে দুই হাজার সালের একটা ঘটনা
হুম। <chuckles> আচ্ছা হ্যাঁ, হ্যাঁ, তা তো অবশ্যই। হ্যাঁ। আচ্ছা। আচ্ছা। হুম, হুম। হুম। আচ্ছা এই যে, এই কথাটা বললেন যে, এত ২০০০ সালের একটা ঘটনা ১৫ বছর পরে এসে ২০১৫ তে এটার ব্যাখ্যা দিচ্ছে। মানুষজনের কি আসলে মনে থাকবে ১৫ বছর পরে? ব্যাখ্যা দিলে এটাকে। হ্যাঁ?
হ্যাঁ, অবশ্যই মানে এটা তো One Piece community তো হচ্ছে অনেক strong আপনি হচ্ছে যদি দেখেন আ তাহলে দেখবেন হচ্ছে যে, ওরা তিন generation একসাথে ওয়ান পিস দেখে এরকমও আছে। যে, দাদা, বাবা, তার সন্তান একসাথে ওয়ান পিস দেখতেছে। এরকম কিন্তু আছে কারণ ওয়ান পিস এর বয়স হচ্ছে ২৭ বছর হয়ে গেছে আলরেডি প্রায় ২৭ ২৮ বছর হয়ে গেছে। হ্যাঁ, তো ২৮ বছর ধরে যখন হইতেছে ২৮ বছরে কিন্তু তিন প্রজন্ম হওয়া সম্ভবই ঠিক আছে? তিন প্রজন্ম ধরে সবার হয়তো, হয়তো আমিও দুই প্রজন্ম ধরে দেখবো, হয়তো আমার বাচ্চাকাচ্চা আর আমি একসাথে মিলে ওয়ান পিস দেখব এরকম একটা আশা আছে আরকি আমাদের।
ওহ! আচ্ছা। আ আচ্ছা। ওরে বাবা! তাও তো বিশাল ব্যাপার হুম, হুম, হুম, হুম, হুম, হুম। সম্ভব হ্যাঁ। হুম। আচ্ছা, আচ্ছা, আচ্ছা, আচ্ছা, তো ব্যাপারটা আসলে বেশ ইন্টারেস্টিং। যে, একটা সিরিজ এত বছর ধরে চলছে। আসলে তিনটা প্রজন্ম একটা সিরিজ দেখে ফেলছে। এই ব্যাপারটা আসলে সিরিজ যারা মেক করেছে তাদেরও একটা সার্থকতা এবং আ তাদের গল্প যে, এখনো মানুষ আ বোর হচ্ছে না হ্যাঁ।
হ্যাঁ, এটা আসলে হচ্ছে যে, একটা মাঙ্গা থেকে মানে, মাঙ্গা হচ্ছে জাপানিজ হচ্ছে কমিক্স বলা যায়। তো জাপানিজ কমিক্স থেকে আসলে হচ্ছে অ্যানিমেটা বানানো হচ্ছে আরকি। তো কমিক্স লিখতেছেন একজন পারসন মানে এই পুরাটা আসলে একজন পারসন এর ক্রেডিট বলা যায়। মানে এই পুরা স্টোরিটা আসলে একজন পারসন লিখতেছেন। আর এখানে মেইন যে, টুইস্টটা যেটা মানে মেইন টুইস্ট না মানে মেইন যে, অ্যাট্রাকশনটা সেটা হচ্ছে যে, মানে ওয়ান পিস হচ্ছে একটা জিনি একটা Treasure যেটা হচ্ছে Pirates খোঁজার জন্য হচ্ছে মানে সার্চ অফ মানে সার্চে লেগে যায় আরকি ঠিক আছে pirates খুঁজবে, সমুদ্রে। এখন এই ওয়ান পিস জিনিসটা কি? মানে এই treasure কি এটা এখনো রিভিল হয় নাই। বুঝতে পারছেন ২৭ বছর ধরে একটা
হুম। হুম, হুম, হুম। আচ্ছা, আচ্ছা। আচ্ছা। হুম, হুম। আচ্ছা, আচ্ছা। আচ্ছা এই এত বছরেও এত বছরের রিভিল হয়নি আচ্ছা, আচ্ছা। <breath>
সিরিজ চলতেছে হ্যাঁ। এত বছর রিভিল হয় নাই। তো এটা নিয়ে আরকি সবাই বলাবলি করে যে, যারা ওয়ান পিস দেখবেন তারা এখনই দেখা শুরু করে ফেলেন। নাহলে হচ্ছে যে, এই মজাটা পাবেন না আপনারা যে, যে, একটা কি হবে One Piece? এটা-এটা যখন শেষ হয়ে যাবে তখন তো বুঝাই যাবে যে, কি হয়ে গেছে।
<breath> আচ্ছা। Mistry হ্যাঁ। আচ্ছা তো আপনার কাছে কি আসলে এই Mistry আছে মানে এখনো মানে এটার পরে আসলে কি হবে বা কি ধরনের আসলে সিরিজ পছন্দ আপনি ওয়ান পিস এর কথা বললেন, হ্যাঁ, তো One Piece বেসিক্যালি কি ধরনের স্টোরি?

মোটামুটি আসলে এখন তো আর ওই যে বললাম না? এখন আসলে এগুলো থেকে অনেকটা দূরে আছি। বা আবার গেম টেমও খেলতাম একটা certain time এ। তো মোটামুটি আসলে যে এখন আর <chuckles> হ্যাঁ, আমি বললাম না? যে আমার জীবনই আসলে হচ্ছে গ্যাজেট, জীবনই আসলে আমার কম্পিউটার। তো এক্ষেত্রে আসলে এটার কোন escape নাই আমার কাছে। যে আমি চাইলেও অফ করতে পারব না। এমন যদি আপনি আমাকে বলেন যে আসলে দেখেন গ্যাজেট থেকে অফ করার উপায় কি? যে আমি গ্যাজেট গুলো চালানো বন্ধ কইরা দিবো। ১ মাস বন্ধ করে রাখলাম, পরের দিন থেকে আমি আস্তে, আস্তে ভুলে যাব। মুভ অন করব। কিন্তু আমার মুভ অন করার সুযোগ নাই। কারণ আমারে হচ্ছে এরাই আমার পেটে ভাত দিবে। এরাই হচ্ছে আমার জীবন।
হু, হু, হু। আচ্ছা আপনার তো দেখি সবকিছুই গ্যাজেট নিয়ে। <chuckles> হু, হু। হুম। হুম। হু, হু, হু। <laughs> আচ্ছা। যেহেতু আপনি বললেন যে আপনি জি ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করছেন। আসলে হ্যাঁ, আপনার তো আসলে একটা কম্পিউটার বা একটা ল্যাপটপ ছাড়া কোনভাবেই চলবে না। মোবাইল ফোনটা যদি বাদও দেন। তাই না? ব্যাপারটা তো এরকমই। আ তো আসলে এই সিরিজ দেখার ব্যাপারে যে আপনার যে আগ্রহ এবং বেশ কিছু সুন্দর, সুন্দর সিরিজ এর কথা আপনি বললেন। এবং আম একটা One Piece সিরিজ এর কথা বললেন, যেটা আসলে অনেক বছর ধরে চলে আসছে। এবং ৩ টা প্রজন্ম হয়তো এই সিরিজ টা একসাথে দেখে আসছে। তো এই বিষয়গুলো আসলে খুবই ইন্টারেস্টিং। কারণ এ একটা সিরিজ এত বছর ধরে চলা, এটা আসলে খুব একটা সাধারণ বিষয় না এবং খুব সামান্য কোন বিষয় না। অ্যা এবং একই সেই আবেদনটা যে হুম।
<chuckles> এটা তো অবশ্যই সেটাই। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ অবশ্যই আসলে হ্যাঁ এই যে দেখেন যে ২৭ বছর ধরেও কিন্তু কিছু মানুষ এই সিরিজ টা রেগুলার মানে প্রতি উইকে ১টা করে episode আসে। ২৭ বছর ধরেও কিন্তু মা অনেক মানুষ দেখতেছে, ঠিক আছে? এই যে যেটা হচ্ছে যে আমি যেরকম যে একটানে বসে দেখে ফেলছি প্রায় ১.৫ মাস লাগছে, ১.৫ মাসে আমি দেখে ফেলছি, তারা কিন্তু এভাবে না। তারা ওয়েট করে, করে, করে, করে, করে, করে দেখছে। বুঝতে পারছেন? তো তাদের ফিলিংস টা আমার থেকে আরো অনেক ডিপ হবে এটা উ এটার প্রতি।
হু, হু, হু। হুম। জ্বী। আচ্ছা। হু, হু, হু। আচ্ছা। হ্যাঁ। তো সিরিজ এর ব্যাপারে আসা আসলে আপনার সাথে ক অনেক কথা বললাম, আপনি অনেক তথ্য বললেন। আসলে আমার সাথ আমার আপনার সাথে কথা বলে খুবই ভালো লাগলো। আপনাকে অনেক ধন্যবাদ।
হ্যাঁ আমারও আসলে এগুলো শেয়ার করতে পেরে খুব ভালো লাগলো। আমার যে 'One Piece' এর ব্যাপারে কথা বললাম বা সিরিজ অ কথা বললাম, ভালো লাগলো। আপনাকেও ধন্যবাদ ভালো থাকবেন।
হুম।

আচ্ছা। হ্যাঁ, আপনি যেটা বললেন আপনার চোখের পাওয়ার এ আসলে অনেক ব ব্যাপক একটা পরিবর্তন এসছে। তো এই যে চোখের পাওয়ার এ পরিবর্তন এসে, তারপরও আসলে সিরিজ আ দেখার প্রতি কি কোনো মানে, রেস্ট্রিকশন নিজের থেকে নিজে তৈরি করেছেন? যে, "না, আমার তো আসলে চোখে অনেক বেশি সমস্যা হয়ে যাচ্ছে। আমি স্ক্রিন টাইম টা কমায় দিবো।" এরকম কি মনে হচ্ছে?
ও! আচ্ছা। এটা তো আসলে মনে হচ্ছে। মানে মনে হইছে অনেকবারই। কিন্তু কতটুকু ইমপ্লিমেন্ট করতে পারছি, সেটা হচ্ছে আলাদা বিষয়। ঠিক আছে? তো আমি এটা বলব, আসলে একটা অ্যানিমে সিরিজ আছে। এটা হচ্ছে 'One Piece' নামে। আপনি হয়তো শুনে থাকবেন, আমি আসলে জানি না আপনি শুনেছেন কিনা। 'One Piece' হচ্ছে ১০০০ আ এখন বর্তমানে চলতেছে হচ্ছে ১১৩৮ নাম্বার এপিসোড, 'One Piece' এর আচ্ছা।
<laughs> আচ্ছা, আচ্ছা। আচ্ছা, হ্যাঁ। আচ্ছা। আচ্ছা। হুম। ওহো! তাহলে তো বিশাল, বিশাল বড়।
পার এপিসোড হচ্ছে হ্যাঁ। পার এপিসোড হচ্ছে ২০ মিনিট ধরে ২০/২৫ মিনিট করে পার এপিসোড। এটা স্টার্ট হইছে ১৯৯৭ সালে। ঠিক আছে? এটা এখনো ২০২৫ সালে অনগোইং। আরো মোটামুটি ধরেন যে হচ্ছে যে, আরো ৭-৮ বছর তো চলবেই। এখনো হচ্ছে কাহিনী হচ্ছে চলমান এবং ফুল পারফরম্যান্স নিয়ে কাহিনী চলমান। মানে এমন না যে হচ্ছে যে, এত বড় একটা সিরিজ বানাইছে। মানে স্টোরি য ড্রপ করবে বা কোয়ালিটি ড্রপ করবে, মনে হবে যে হুদাই টানতেছে, বিষয়টা এরকম না। বিষয়টা বেশ
আচ্ছা। আচ্ছা। আচ্ছা। ব্যাপারটা তাহলে খুবই ইন্টারেস্টিং। হুম।
হ্যাঁ, অবশ্যই। তো আমি হচ্ছে 'One Piece' দেখা শুরু করেছিলাম উম গত বছর। হ্যাঁ, গত বছর। তো যখন হচ্ছে আমি 'One Piece' দেখতে থাকি, তখন দেখা গেছে যে আমি ডেইলি ১৪ স ১৫ ঘণ্টা ধরে টানা দেখতেছি। ঠিক আছে? দিস ইস নট নরমাল। মানে আমি ঘুম থেকে উঠতেছি। উঠে 'One Piece' দেখতেছি, খাওয়ার সময় 'One Piece' দেখতেছি। তো ঘুমাতে যাওয়ার আগে 'One Piece' দেখতেছি। এটা আসলে ঠিক না আরকি, উচিত না।
হ্যাঁ, তো হুম। আচ্ছা। হুম, হুম, হুম। হুম। হুম। হুম।